আচ্ছা, আমি না আ একটা কথা নিয়ে অনেক বেশি upset। সেটা হচ্ছে আমি আগেও অনেক ভয় পেতাম, আ কিন্তু এতটা না। আগে যত বড় সমস্যা আসতো মনে হতো, না চেষ্টা করলে পারবো। কিন্তু আমার হাত কাঁপতো না, আমার মাথা এমন ঝাপসা হতো না। কিন্তু এখন মনে হয় আমি যেন নিজের ছায়া হয়ে গেছি। আমি ঠিক কবে থেকে এমন হলাম আ আমি জানিনা। হয়তো ধীরে, ধীরে হয়তো ছোট, ছোট ভয়, সন্দেহ আর মানুষের কথায় আ নীরবে ভেতরটা ক্ষয়ে গেছে। আগে কোনো কাজ শুরু করলে একটা আত্মবিশ্বাস ছিল, হ্যাঁ এটা আমি করতে পারবো। আ এখন একই কাজ সামনে এলেই গলা শুকিয়ে যায়, হাত ঠান্ডা হয়ে কাঁপতে থাকে। মনে হয় যদি ভুল করি আর ভয়টা এত গভীরে ঢুকে গেছে যে আ কাজ শুরু করতেই অদ্ভুত একটা চাপ বুকের ভেতর চেপে বসে
হুম, হুম। জি। হুম, হুম। জি। হুম, হুম। জি। হুম, হুম। জি। হুম, হুম। জি। আচ্ছা। হুম, হুম। জি। আচ্ছা।
আ আরো কষ্টের ব্যাপার হলো আ এখন আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না। মনে হয় অন্য কেউ না বললে বা আমি আ নাকি ঠিক করতে পারবো না, এতটাই নিজের উপর ভরসা কমে গেছে
জি। হুম, হুম। আচ্ছা।
আ মানুষের কথাগুলো এখন আগের মতো মনে থাকে, এ মনে থেকে যায় না বরং আ মাথার ভেতর ঘুরতে থাকে ঘণ্টার পর ঘণ্টা। কেউ যদি সামান্য কিছু বলে সেটা আমার পুরো দিনটাকেই নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে
হু। হুম, হুম। জি।
আ আমি আগে জানতাম আমি কে, কি চাই, কি পারি, কোন দিকে এগোতে চাই সবকিছুর একটা পরিষ্কার ছবি ছিল। কিন্তু এখন আমি নিজেই জানিনা আ যে আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি? মাঝে, মাঝে মনে হয় আ আমি কি সত্যিই এতটাই দুর্বল ছিলাম আগে? নাকি ও সময়ের সাথে, সাথে নিজের value টাই হারিয়ে ফেলেছি? সবচেয়ে ভয় লাগে যখন বুঝি আমি নিজেকে আর চিনতে পারি না। হাসি, আ কথা বলছি, কাজ করছি কিন্তু ভেতরে যেন একটা শূন্যতা চেপে বসে আছে। একটা চাপা কান্না আ যেটা বের হয় না, শুধু বুকের ভেতর আটকে থাকে। আমি চাই আবার সেই আগের মানুষটা ফিরুক আ যে সাহসী ছিল, সিদ্ধান্ত নিতে জানতো, নিজের value নিজেই ঠিক করতো। যে ছোট কথায় ভেঙে পড়তো না, আ যে নিজের ভুলকেও শিক্ষা মনে করতো ব্যর্থতা না। আ এইজন্যই আসলে আজকে আপনাকে বলছি যে আ আপনি আমাকে যদি বলতে পারেন যে আমি আসলে কোথায় নিজেকে হারিয়ে ফেলেছি এবং আ কিভাবে আমি আবার আ ওই মানুষটার কাছে ফিরে যাবো যেই মানুষটা আমি আগে ছিলাম? এবং আ কিভাবে নিজের প্রতি সেই ভরসাটা ফিরে পাবো? যদি একটু বলতেন।
হুম, হুম। আচ্ছা। জি। হুম, হুম। জি। হুম, হুম। জি। হুম, হুম। আচ্ছা। জি। হুম, হুম। হুম, হুম। জি। জি। অ্যাহ আসলেই আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে, আপনি এই ব্যাপারটা নিয়ে অনেকটাই চিন্তিত এবং খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন না। তবে দেখুন, এই ধরনের সমস্যা আসলে অ হয়েই থাকে। তবে সমস্যাটাকে এত বড় করে দেখলে, পরবর্তীতে সমস্যাটা আরও প্রখরভাবে আপনার মধ্যে চেপে বসবে। যার ফলে আপনি, এ্যা তখন আরও সহজ কিছু করতে গেলে আপনার আরও বেশি অনিশ্চয়তা কাজ করবে আপনার মধ্যে। তো আমি বলব যে, আপনি হতাশ হবেন না। আপনি নিজের উপর ভরসা রাখতে পারেন। এবং শান্তভাবে আপনার প্র প্রবলেমগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে আসলে প্রপার কিছু অ মানে advice দেওয়ার আগে আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইতাম, চাচ্ছিলাম আরকি। যে আপনার বর্তমান ধরেন যে ধরনের সমস্যাটা চলছে। এটা আসলে কো অয় বা কোন ধরনের সবচেয়ে বেশি, মানে মনে পড়ে বা মো সব থেকে বেশি ঘটে আপনার সাথে এটা? যদি এটা একটু বলতেন আরকি?
হ্যাঁ। হুম। হু, হু। হ্যাঁ বলেন। হুম, হুম। আসলে এ্যা এই <clicks tongue> বিষয়টা তখনই হয়, আ যখন আমি কোন একটা কাজ শুরু করতে যাই। যেমন সেটা আ সাধারণ কাজ হোক বা অতি অসাধারণ কাজই হোক না কেন। তখন দেখা যাচ্ছে যে আমি আসলে আ জানি যে, আমি কাজটা করতে পারবো। But তারপরও আমার কাছে মনে হয় যে আসলে কি পারবো? মানে আমার ভেতরে একটা অনিশ্চয়তা বোধ কাজ করে। তো তখন মনে হয় যে, যে, না আসলে আমার মনে হয়, এটা শুরু করা ঠিক হবে না। কিন্তু আ পরে যখন আমি জানতে পারি যে আসলে এটা আমার জন্য একটা ভালো দিক ছিল, তখন না আমার ভেতরে অনেক বেশি guilty feel হয়। যে আসলে আ কেন আমি এরকম একটা দোটানার মধ্যে আছি বা কেনই বা আমি শুরু করলাম না। তো, আ এই বিষয়টা তখনই আ মূলত শুরু হয় যে আমি যখন কোন কিছুতে, শুরু করতে যাই সেটা কোন কাজ হোক বা অন্য কোন বিষয় হোক, কোন ভালো বিষয় হোক, সেটা ছোটখাটো হোক বা বড়সড় হোক এমন কোন বিষয় না। তো তখনই আমার মূলত আ হাত কাঁপতে থাকে বা আমি মানসিকভাবে depressed হয়ে যাই বা অনেক সময় দেখা যায় যে আমি, আ আমার চেহারা লাল হয়ে যাচ্ছে বা আমি অন্যরকম হয়ে যাই। তো এই বিষয়গুলার আসলে আ আমার মধ্যে হতে থাকে।
উ হুম। জি। উ হু। আচ্ছা। উ হু। উ হুম। জি। জি। উ হু। জি। উ হুম। আচ্ছা। হুম। জি, বুঝতে পেরেছি। আসলে আপনার কথাটা শুনে অনেকটাই খারাপ লাগলো। এ বর্তমান যে আপনার পরিস্থিতি যাচ্ছে। তবে দেখুন, আমি আপনাকে বলতে পারি যে, আসলে আপনার যে ধরনের এখন সমস্যাটা চলছে সেক্ষেত্রে, এই সমস্যাটাকে এ কমানোর জন্য আপনি করতে পারেন যে, আপনি যে কাজগুলো করতে গিয়ে আপনার মধ্যে এই অনিশ্চয়তাটা দেখা দিচ্ছে, আপনি চাইলে আপনার কাজটাকে মানে একসাথে এ্যা শুরু করবেন না। কারণ একসাথে শুরু করতে গেলে এই যে ভয় বা চাপটা অনেক সময় তৈরি হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। কাজটাকে আপনি চাইলে আপনার যে সমস্যাটা, সেটাকে আপনি আ ছোট বা সহজ ধাপে ভাগ করতে পারেন। কারণ ১ম দিকের ধাপটা একটু খুব সাধারণ হলে, আপনার কাজটা করা অনেকটাই সহজ হয়ে যাবে। যার ফলে আপনি যে ধরনের problem গুলোতে এই মুহূর্তে পড়ছেন সেই problem গুলো পড়ার আশঙ্কাটা আ অনেক গুণই কমে যাবে। এবং আপনি চাইবেন যখন আপনার এই ধরনের situation তৈরি হয়ে যায়, নিজেকে যতটা পারা, আম পারবেন আপনি শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ অনেক দ্রুত যখন আমাদের মধ্যে চাপ বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কাজের প্রতি যে আত্মবিশ্বাস, সেটা অনেক সময় অনেকাংশে কমে যায়। সেক্ষেত্রে আপনার মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আরেকটা আমি বলতে পারি যে, কাজের সময় বা যে ধরনের যে ব্যাপারটা এটা কখনো, কখনো যে কেবল কাজে বা কাজের পরিবেশের এ উপর নির্ভর করে এটা এমন কিন্তুক নয়। অনেক সময় দেখা যাচ্ছে যে, আপনি কি চাচ্ছেন? যেটা আপনার চাওয়া মতো হচ্ছে কিনা? এই বিষয়টা আসলে মানিয়ে নেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। আ যার ফলে এই ধরনের সমস্যাগুলো পরবর্তীতে দেখা দেয়।
জি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। উ, হু। হু, হু। হু, হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু।
তবে আপনি <clears throat> আপনার কাজগুলোর যে অ মানে যে জায়গাটায় আপনি অনিশ্চয়তা দেখে আপনার হাত-পা কাঁপছে, আপনি আগে, আগে আপনার কাজটাকে আগে বোঝার চেষ্টা করবেন, তারপরেই আপনি সেটাতে মনোযোগ দিবেন। এক্ষেত্রে আপনি কিছু দেখেন এ ট টোটকা ব্যবহার করতে পারেন যে, কাজটা শুরু করার আগে একটু রিলাক্স হওয়ার জন্য বাহির থেকে কোথাও থেকে একটু ঘুরে আসতে পারেন বা একটু হাঁটাহাঁটি করতে পারেন। আ এটা করলে হবে কি যে, দেখা যাচ্ছে যে কাজের মধ্যে যে অস্থিরতাটা কাজ করে, সেটা অনেক সময় কমে যাবে। তবে আব আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আসলে এই যে আপনার যে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, এর ফলে কি আপনার শরীরে কি কোনো লক্ষণ দেখা দিচ্ছে? যেমন অনেক সময় হয়ে যায় যে হৃদ হৃদস্পনো স্পন্দন অনেক সময় অনেকের বেড়ে যায় বা অনেকেই ঘেমে যায় বা আ হাত-পা কেঁপে যাচ্ছে যেটা আপনি বললেন। মানে হাত-পা কাঁপা ছাড়াও কি এই ধরনের আরো কোনো সমস্যা হচ্ছে আপনার মধ্যে?
হুম, হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম, হু। হ্যাঁ। হ্যাঁ, আসলে আ প্রতিটি নতুন কাজ শুরু করতে গেলেই আমার আ বুকের ভেতরে একটা কাঁপুনি আসে। আ মনে হয়, যদি ভুল করি বা যদি সবাই আমাকে নিয়ে হাসে বা কেউ যদি <smacks lips> আমি যদি হেরে যাই, মানে এমন কিছু আমার ভেতরে অ্যাংজাইটি কাজ করে এবং আ আমি চাই এই ভয়টাকে বুঝে নিয়ন্ত্রণে আনতে। আ এবং আ অনেক সময় এমনও হয় যে, আসলে আমি অনেকদিন ধরে নিজের প্রতি আ আমার এই সন্দেহটা চলতে থাকে এবং আ মনে হয় আমি ঠিকমতো কিছু করতে পারি না বা আ দীর্ঘ সময় আমার self doubt টাই ভেতরে আমি থাকি। এবং আ প্রতিদিনই মানুষ আমার দিকে নজর রাখে বা আমার ভালো বা খারাপ কাজ সবই টের পায় বা আমি মনে, মনে চাপ অনুভব করি। আ কেনো সবাই কি বলবে বা কি নিয়ে ভাবে। তো এই ধরনের বিষয়গুলো আসলে আ আমি আ অনেক বেশি face করি। আ তো জি।
হুম, হু। জি। জি। হুম, হু। আচ্ছা। জি। হুম, হুম। জি। আচ্ছা। জি। আসলে বুঝতে পেরেছি। দেখুন, আসলে মানুষ কি ভাববে, এই জিনিসটা আসলে এই মুহূর্তে চিন্তা করাটা আসলে অতটাও important নয়। কারণ আপনি যেটা করছেন বা আপনি কি করতে পারেন, সেটা আপনি কিন্তু খুব ভালো করেই জানেন। তো আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যটা যদি সঠিক হয়, আপনার কাছে যদি মনে হয় আপনি যেটা করছেন, সেটা একদম সঠিক আছে, তাহলে আপনি মানুষের কথা বা পরে অন্যের কথায় কান না দিয়ে আপনি আপনার কাজে ও লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে একটা কাজ করতে গেলে নানান ধরনের বাধা বিপত্তি আসতেই পারে। তো এই বিপত্তিগুলো আসার ফলে যে, তাদের সেই কথা শুনে আপনি থেমে যাবেন বা আপনি সেই চাপটা আপনার নিজের উপরে নিয়ে নিবেন, এটা করতে গেলে কিন্তু আপনি আসলে কোনো কাজেই ঠিকভাবে করতে পারবেন না। কারণ অ্যাঁ অনেক সময় হয়ে যায় যে, অনেক ছোট কাজ করতে গেলেও একটা ভয় জাগ্রত হয় যে, এটা করলে মানুষ কি বলতে পারে। তো মানুষের কাজ হচ্ছে, মানুষ বলেই যাবে। কিন্তু তারা তাছাড়া আর কিছু করবে না। ছে সেক্ষেত্রে আমি বলতে পারি যে, আপনার যেটা লক্ষ্য, আপনি যেটা করতেছেন, শান্তভাবে, ধীর গতিতে আপনি সেটা করতে পারেন। এবং সম্ভব যদি হয় যে, আপনি এই জিনিসটা নিয়ে খুব বেশি হতাশায় ভুগছেন এবং আপনি কোনোভাবেই সেটাকে কাটিয়ে উঠতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কোনো বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে পারেন। আবার আপনি এটাও করতে পারেন যে, ধরুন, আপনার কাজের আগে আপনি হালকা কিছু ব্যায়াম করবেন। যেমন, একটু হাঁটাহাঁটি, যেটা বললাম একটু আগেই। এবং আপনি কিছু যোগব্যায়াম টাইপেরও করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আপনি কোনো একটা ফাঁকা পরিবেশে বসবেন বা আপনার রুমের মধ্যেই কোনো জানালার পাশে একটু সোজা হয়ে বসে আপনার একটা নাক বন্ধ করবেন। ডান ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবেন এবং সেই নিঃশ্বাসটা ডান নাক দিয়ে আবার ছাড়ার চেষ্টা করবেন। তো এইভাবে উভয় নাক দিয়ে নেবেন, আরেক নাক দিয়ে ছাড়বেন। এটা করলে হয় কি, যে এটা যদি ৫ মিনিটের মতো আপনি continue করতে পারেন, তাহলে আপনার ভেতরে যে অস্থিরতাটা কাজ করে, আপনার ভেতর যে শরীর কাঁপা বা ওই বলি বা হাত কাঁপায়, যেটা বলি, এটা অনেকাংশেই কমে যাবে। তখন হবে কি, এটা কমে গেলে আপনি আপনার কাজের প্রতি একটা focus দিতে পারবেন। আর আপনি যে কাজগুলো করতে যাচ্ছেন, সেই কাজগুলোকে আপনি ছোট ভাগে ভাগ করে নিতে পারেন। শুরুতে হয়তোবা অনেকেরই হয় যে, আমরা মনে করি যে একটা কাজ আমি করব। তখন আমরা না জেনে, না বুঝেই কাজটা total শুরু করে দেই, গোটাটাই। এভাবে না করে, আপনি আপনার কাজের অংশগুলোকে একটু যদি ছোট, ছোট ভাগে ভাগ করে নিয়ে সবথেকে যেটা important part আগে, সেই কাজটাকে যদি আগে শেষ করতে পারেন, তাহলে দেখবেন যে, আপনি যখন একটা কাজ শেষ করলেন এবং সেই কাজটা খুব ভালোভাবে successful ও successful হলেন সেই কাজে, তখন দেখবেন যে আপনার ভেতরের আত্মবিশ্বাসটা অনেকাংশেই বেড়ে যাবে। এবং যখন একটা কাজ করে আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, তখন পরবর্তী কাজগুলো আপনার কাছে অতটা জটিল মনে হবে না। তখন automatic সেগুলো আপনি করে যেতে পারবেন। তো আপনি এভাবে চেষ্টা করলে, একটু মনে হয় যে, আসলে আপনার সমস্যাটা কিছুটা হলেও আরকি সমাধান হয়ে যেতে পারে বলে আমি মনে করছি। জি, ভাই।
হু, হু। হ্যাঁ। হু। উঁ হু। হু, হু। হ্যাঁ। হু। হু, হু। হ্যাঁ। হু, হু। আচ্ছা। হ্যাঁ। হুম। হুম, হু। উহ হ্যাঁ। হু, হু। হু, হু। হ্যাঁ। হু, হু। হু। হ্যাঁ। আপনার সাথে আ এই পরামর্শগুলো, আপনার মূল্যবান পরামর্শগুলো, আসলে আমার খুবই ভালো লেগেছে এবং আ আমি আসলে চেষ্টা করব যাতে আমি এগুলো করতে পারি এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। কিন্তু আ আরেকটা বিষয় হচ্ছে যে, আমার যে এমনটা মনে হচ্ছে যে, আমি আ অন্যরা কি ভাববে বা আমার এই কাজটা করা উচিত কিনা। তো এই মানসিক আ যে একটা দেয়াল বা একটা যে আমি একটা আ একটা obstacle -এর মধ্যে আছি, তো এটা কি আ বা এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো আ shortcut বা কোনো উপায় কি আছে, যাতে আমি সেটা চিন্তা করলে আ তাদের এই বিষয়গুলো আমার আর মনে না আসে, এমন কিছু?
জি। উঁ হু। জি। উঁ হু। জি। উঁ হু। উঁ হু। জি। আসলে দেখুন, কাজের ক্ষেত্রে এটা হয়। আর আপনি যেটা চিন্তা করছেন যে, মানুষ কী বলবে, আপনি সর্বপ্রথম আগে মানুষ কী বলবে, এই চিন্তাটাই আপনার মাথা থেকে বাদ দিয়ে দিন। কারণ আমি যেটা বললাম যে মানুষের কাজ হচ্ছে যে শুধু বলে বেড়ায়। এক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি একটা ভালো কাজও করেন, সমাজের এক শ্রেণীর মানুষ আছে সেটাতে আপনার একটা ভুল ধরার জন্য রেডি হয়ে আছে এবং সেটা ধরবেও। তাদের কাজ হচ্ছে যে আ সে এই কাজটা কেন করল? সে তো একটা ভালো কাজ করল এবং ভালো কাজ করলে সে তো সামনের দিকে এগিয়ে যাবে। তো এক শ্রেণীর মানুষ না যাতে আপনি সামনের দিকে এগিয়ে যান বা একটা ভালো কিছু করুন। আপনাকে সর্বোপরি আপনার মানে চোখ খান খোলা রাখতেই হবে। সেক্ষেত্রে আমি বলব যে, আপনার কানটাকে কিছু, কিছু লোক ক্ষেত্রে বন্ধ রাখতে হবে। মানুষ কাজের ক্ষেত্রে অনেক কিছু বলবে, এগুলো মাথায় নেয়া যাবে না। যখন আপনাকে নিয়ে বাজে কোনো মন্তব্য করবে বা আপনার সমালোচনা করবে আপনার কাজকে নিয়ে, সেটাকে আপনি মানে দুর্বলতা না ভেবে সেই জিনিসটাকে আপনি একটা খুঁটি, শক্ত খুঁটি হিসেবে নিতে পারেন যে, এটাই আপনার সঠিক একটি জিনিস। কারণ আপনি যখন ভালো কাজ করবেন, সমালোচনা তখন অটোমেটিক আসবে এবং তখন বুঝতে পারবেন যে আপনি একটা সঠিক ওয়েতেই আছেন। বা আপনি এভাবেও চাইলে একটু চেষ্টা করে দেখতে পারেন। তাহলে হয়তোবা আপনার সমস্যাটা কিছুটা হলেও আরকি ঠিক হয়ে যেতে পারে বলে আশা করছি।
হুম, হু। হুম, হু। হ্যাঁ, ঠিক বলে হু, হু। হুম। হুম। জি। জি। জি। জি। জি, আপনাকে অ অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমার অনেক হালকা বোধ হচ্ছে এবং আমি অনেক বেশি আনন্দিত আপনার পরামর্শগুলো শুনে। আ আমাকে অনেক বেশি আনন্দিত করেছে বিষয়গুলি। ধন্যবাদ আপনাকে।
জি। উম হু। জি। আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। ভালো থাকুন। ধন্যবাদ।